বুঝতে পেরেছি। অ্যা জ্বি, জ্বি। না, না, এটা আসলে ভালো কাজই করেন। যে আসলে বাসায় বসে থাকলেও তো শুধু, শুধু বসে থাকা উচিতও না আমাদের। কারণ তখন দেখা যায় যে আসলে আমরা তখন বসে, বসে আ হয়তো YouTube এ বা বসে, বসে movie ই দেখছি। এ এর থেকে বেশি আর কোন productive কিছু করছি না। এর থেকে কিছু কাজ করা ভালো। <chuckles>
সকাল থেকে বাসায়ই আছি, আজকে বের হয় হয় নাই। হ্যাঁ। হ্যাঁ বা reels দেখ হ্যাঁ, হ্যাঁ। আপনার productive হ্যাঁ, productive কাজের বলতে হল এখন reels নিয়ে একটা বসলেই অনেক সময় চলে যায়। তো হলো আ অনেক time আসলে কিভাবে চলে যাচ্ছে এত কিছু আসার পর। আ YouTube কি বলবো social media সব মিলায়ে চলেই যাই। সময় কিভাবে যায় বোঝা যায় না।
হ্যাঁ। জ্বি, জ্বি। হ্যাঁ। <chuckles> বুঝতে পেরেছি। হ্যাঁ, একদমই। তবে আপনি যেহেতু বললেন যে আসলে দিন শেষ হয়ে নতুন দিন শুরু হতে যাচ্ছে। তো তখন আর এর ভিত্তিতে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে আসলে আপনি কিভাবে আপনার দিনটা ভালোভাবে শুরু করেন? মানে কি, কি করে থাকেন।
<smacks lips>